হ্যাঁ, আপনি যে কথাটি বললেন এটি তো ঠিক। আ এবং আপনার কথা শুনে খুবই খারাপ লাগলো যে আপনাকে কেউ এরকমটা করেছে, আপনি যার জন্য করেছেন সে আসলে আপনার দিকটা বুঝে নি। তো এটাও কিন্তু আপনার জন্য একটা ছোটখাটো ইতিহাস যে এটা থেকে কিন্তু আপনি নিজের ভুল থেকেই কিন্তু নিজে শিক্ষা নিতে পারে। এবং আমি যদি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, আমার জীবনেও একটা সময়ে এমন অনেক হয়েছে। আমি আসলে এ কিছু বন্ধু ছিল যাদের জন্য অনেক করেছি, যাদেরকে মন থেকে অনেকটাই ভালোবাসতাম। কিন্তু তারা আসলে ওইটার মূল্য দিতে পারেনি। যার ফলে যখন এটা আমি বুঝতে পারি তখন দেখা যায় যে তাদের থেকে দূরত্ব বানিয়ে ফেলি এবং ওই ভুলটা থেকে শিক্ষা নিয়ে আমি পরবর্তীতে আর এই ধরনের বন্ধুত্ব করা থেকে খুবই বিরত থাকি এবং আ নিজের জীবনটাকে খুবই সীমিত মানুষের কাছে আবদ্ধ করে রেখেছি। কারণ আমি দেখেছি আমি যে ভুলগুলো করেছি এগুলো যদি আমি আ রিপিট করতে থাকি তাহলে এটি কিন্তু আমার জীবনের জন্য একটা সময় কাল হয়ে আসবে। তো সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি এই ভুলগুলি থেকে বের হয়ে আসা যায়। এবং আমি আপনাকে বলবো আপনিও চেষ্টা করবেন যে এই ভুলগুলি নিয়মিত না করার।
হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। হুম।

হ্যালো! কি অবস্থা ভাই?
এ হ্যালো! এই তো ভালো আছি। আপনার কি অবস্থা?
এই তো আমিও ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে আপনার?
এ দিনকাল আসলে ছুটির মধ্যে যাচ্ছে তো। তাই <chuckles> বাসায়ই রয়েছি। আপনার?
আচ্ছা। হ্যাঁ, আমারও ভালোই যাচ্ছে এই তো বই পড়ে সময় কাটাচ্ছি। আমারও ছুটি। তাই বই পড়ছি, সিনেমা দেখছি। এভাবেই সময়টা কাটাচ্ছি। আপনি কি করছেন?
আচ্ছা। আচ্ছা, আপনিও বই পড়েন? আমিও কিছুক্ষণ আগে একটা ইতিহাসের বই শেষ করলাম। তো আপনার কোন ধরনের বই পছন্দ?
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আমারও ইতিহাস নিয়ে পড়তে ভালোই লাগে। তবে ফিকশনাল বইগুলি আমি বেশি পড়ি। বাট এ মাঝেমধ্যে আসলে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে আমার খুব ভালো লাগে।
আচ্ছা। আচ্ছা। তাহলে আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি। আ আপনি কিভাবে মনে করেন যে ইতিহাসের যে ভুলগুলো রয়েছে এগুলো থেকে আমরা কিভাবে শিখতে পারি?
আচ্ছা।